হ্যাঁ, একদম। আসলে আমরা যদি আমাদের ইতিহাস দেখি শুধুমাত্র দেশের না কিংবা আপনি একটা particular area না, আপনি নিজের ইতিহাস দেখলেও কিন্তু নিজের আ ওই ভুলগুলো থেকে আপনি শিক্ষা নিয়ে সামনে ভালোভাবে কাজ করতে পারবেন এবং আমরা যদি individually নিজেরা ওইভাবে কাজ করি, দেখা যাবে আমাদের সমাজটাও অ্যা একটা মানে positive impact আউ ফেলছে সেখানে। জি। আর পাশাপাশি আমাদের সবারই ইতিহাস জানা উচিত। সঠিক ইতিহাস জানা উসিত উচিত। আমাদের দেশে অনেক বিকৃত ইতিহাস হয়। দেখা যায় যেই দলই ক্ষমতায় আসে তারা তাদের agenda বাস্তবায়নের জন্য হ্যাঁ, তাদের agenda বাস্তবায়নের জন্য ইতিহাসকে বিকৃত করে। তো সঠিক ইতিহাসটা আমাদের সবার জানা উচিত। আসলে আমাদের পূর্বপুরুষ কারা ছিল? কিভাবে আমরা এই জাতি হলাম? দেখেন আমরা যদি আমাদের আরও অনেক আগে যাই বাঙালি মানে আমাদের যেই আ origin সেটা কিন্তু আর্য বংশ, মানে আর্যদের ওই, ই diaspora থেকে আসছে। তো উম এরপরে পাল কিংবা মোগল আ অনেকে ছিল। এরপর আ last-এ British India অ্যা কিংবা অ্যা শাসন করছে। তো আমাদের blood-এ কিন্তু অনেক ধরনের আ রক্ত জি, হ্যাঁ, তো অনেক কিছুই আর রয়েছে। তো আপনি যদি আপনার পূর্বপুরুষ সম্পর্কে ধারণা লাভ করতে চান, আমাদের যে শোষিত হওয়ার ইতিহাস উম আমাদেরকে যে শোষিত করছে ভারত ও উপমহাদেশে আ সেটা সম্পর্কে তো
জি, জি। জি, জি, জি। আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি। জি, জি, জি। একদমই, একদমই। জি, জি, জি। আচ্ছা। আচ্ছা। জি, জি। সুন্দরভাবে গঠন হবে। জি, জি, জি। জি, জি, জি। আচ্ছা। একদমই, একদমই। জি, জি। একদমই জি, জি, জি। ইতিহাসকে ব্যবহার করে। জি, জি। একদমই, একদমই। জি, জি, জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি, জি, জি। জি, জি। ও আসছে হ্যাঁ, হ্যাঁ। মি জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। একদম, একদম। জি, জি। ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে। চি জি। জি, জি, জি। আসলেই। জি, জি, জি। জি, জি, জি। British ও শাসন করেছিল।
জি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন এগুলো সম্পর্কে যে আপনার পূর্বপুরুষদেরকে কিভাবে আ অন্যরা শ শাসন করছে। তো এর থেকে কিন্তু আপনি শিক্ষা নিয়ে দেখবেন আপনি একটা আ আ দা ধরেন, আপনি যদি ব্রিটিশদের এই শোষণের কথা কিংবা ইতিহাস পড়েন, আপনি জানতে পারবেন যে ব্রিটি ব্রিটিশদের ইতিহাস কতটা কলঙ্কিত। তো অ্যা তার ফলে কি হবে? আপনিও ভবিষ্যতে অ মানে ওই ধরনের উম অ্যা ওই culture-টা থেকে একটু সতর্ক থাকবেন। আমাদের দেশে খুব recent-এ কিন্তু অনেক বেশি cultural assault দেখা যায়। যে আমরা আ খুব বেশি একটু পশ্চিমাদেরকে follow করতে চাই, একটু western হইতে যাই। আ তো উয়া কিন্তু আপনি দে যদি আপনার ইতিহাস সম্পর্কে জানেন তখন কিন্তু আপনি আর <swallows> এই ধরনের মানে অন্য culture-এ নিজেকে adapt করার চেষ্টা করবেন না। আপনি নিজের culture নিয়েই যথেষ্ট গর্বিত থাকবেন। না, আপনি কি মনে করেন এই বিষয়ে?
জি, জি, জি। আচ্ছা। বুঝতে পেরেছি। জি, জি, জি। জি, জি, জি। জি, জি। আচ্ছা। জি, জি, জি। একদমই। জানতে পারবো। জি, জি। জি, জি। জি, জি, জি। জি। এ একদমই। আসলে, আসলে। জি, জি, জি, জি। জি, জি, জি, জি। জি, জি, জি। একদম। জি, জি। আসলেই।